অনেক দিন যাবৎ আ একটা জিনিস নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি। কী যে করবো কিছুই উম বুঝতে পারছি না। এর কারণে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি। আসলে এত কিছু মাথায় দিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এবং করতেও পারছি না। আর কোনো কিছু যেন ঠিকঠাক মতন আমাকে দিয়ে হচ্ছে না, সবকিছু যেন উলট-পালট হয়ে যাচ্ছে এর কারণে কিভাবে যে আমি ভ্রমণটা করবো তাও বুঝতে পারছি না এবং আমি যে এটা নিয়ে মাথায় খুব দুশ্চিন্তা বোধ করছি এবং মানসিকভাবে অনেকটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এজন্য যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন।
হু, হুম। আচ্ছা। জি অবশ্যই। আসলে আপনার কথা শুনেই বুঝতে পারছি যে আপনি মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছেন। তবে আপনাকে বলব আপনি আ এতটাও চাপ নিবেন না। আ তো আপনি যদি বিষয়টা আরেকটু খোলাসা করে বলতেন যে আসলে ঠিক কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাতে করে কিন্তু আমার পরামর্শ দিতে একটু সহজ হত।
জি, আ আসলে আমি গত কয়েকদিন ধরে আমাদের বন্ধুদেন বন্ধুজনদের সাথে হচ্ছে একটু বসেছিলাম ভ্রমণ করার জন্য, যে একটু প্ল্যান করার জন্য যে এ কিভাবে আমরা একটি ভালো আ সাকসেসফুলি একটা ভ্রমণ করতে পারি। যেহেতু আমাদের অনেকদিন হয়েছে আমরা একসাথে কোনো জায়গায়ও কোথাও ভ্রমণ করিনি। তো আমরা ভাবলাম যে আমরা ঢাকা থেকে কক্সেসবাজারে যাবো। তো আমরা স্যা ৭ থেকে ৮ জন বন্ধু মিলে হচ্ছে যাবো কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যে ভ্রমণের যে পরিকল্পনাটা করলাম। তা কীভাবে করবো না করবো তা নিয়ে খুবই টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই। কারণ আমরা এর আগে এতদূর কোথ কখনো যেইনি এবং আ এই যে একটা ভ্রমণ করবো তার মধ্যে একটা বাজেট বলতেও জিনিস আসে, এই বাজেটটা কীভাবে কি করবো যেহেতু আমাদের বাজেট খুবই শর্ট আমরা ভেবেছি ৳২০,০০০ র মধ্যে কীভাবে এই ভ্রমণটা আ সম্পূর্ণ করা যায় তা নিয়ে খুব আ দুশ্চিন্তার মধ্যে আছি। কারণ দেখা যাচ্ছে যে আ যা যাতায়াতের মধ্যেই যা খরচটা যাচ্ছে এবং ওখানে যেয়ে থাকা এবং আমরা ওখানে হচ্ছে প্রায় ৩ থেকে ৪ দিন থাকতে চাচ্ছি এবং এই সময়গুলোর মধ্যে আমরা ঘোরাঘুরি করবো, ওখানে খাবার-দাবার করবো এবং আরও অনেক মজা-টজা যা, যা আছে ওখানে করবো। কিন্তু এত কিছু এত সহজভাবে যে কীভাবে করবো তা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। তা নিয়ে যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন।
হু, হু। ওকে। হু, হুম। ওকে। হু, হু। হু, হু। না বিষয়টাতো আসলেই আ চিন্তাজনক আর এক্ষেত্রে হচ্ছে যে আপনি যেহেতু আ তুলে ধরেছেন যে আপনাদের আসলে এ এত দূরে একটা জার্নি কখনো আপনারা করা হয়নি এর আগে এবং বাজেট নিয়েও কিছুটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলি না আসলে ঠিক আপনাদের একান্ত ব্যাপার মানে আপনারা কিন্তু চাইলে আপনাদের যেই আ ভ্রমণের যে পরিকল্পনাটা সেটা কিন্তু আপনারা সুন্দরভাবে কিছুটা সুবিন্যস্ত করতে পারেন। হ্যাঁ? ধরুন যে <smacks lips> আ আপনাদের ১ম এ ঠিক করতে হবে যে আপনাদের ভ্রমণের ঠিক উদ্দেশ্যটা কি? আ এবং সেক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য যখন স্পষ্ট থাকবে তখন পরিকল্পনা গ্রহণ করাও সহজ হয়ে যাবে এবং অপ্রয়োজনীয় চাপও কমে যাবে এবং বাজেট নিয়ে যদি আ প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আপনার ভ্রমণের খরচ, থাকার ব্যবস্থা, খাবার ও আনুষঙ্গিক খরচের একটা রূপরেখা তৈরি করতে পারেন। আ যেখানে আপনি ছোট, ছোট কিছু খরচ লিখে রাখলে অনিশ্চয়ত অনেকাংশে কমে যায়। এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হওয়ারও সম্ভাবনা কমে। তো আপনি কি এই বিষয়গুলোক নিয়ে কি কোন পদক্ষেপ নিয়েছেন?
না একদমই না। আপনি যে পরামর্শটা দিলেন সেটা খুবই চমৎকার ছিল। আমি কখনো এটা ভেবে দেখিনি। না, আমি আমার বন্ধুদের সাথেও বসে এটা নিয়ে কথা বলেছি। আমি অবশ্যই চেষ্টা করবো এটা নিয়ে একটু কথা বলার জন্য, যাতে আমার বন্ধুজনরা একটু বোঝার চেষ্টা করে। যেহেতু আমরা একটি ভালো ভ্রমণ করতেই যাচ্ছি কয়েকদিনের জন্য। আ এবং এটি 'কক্সসবাজারে' যাবো অনেক দূর বলে কথা, এবং এর মধ্যে হয়েছে কি আমাদের যে বাজেটটা এর মধ্যে আমরা কী দিয়ে যাবো তা নিয়ে খুব চিন্তা করছি। কারণ আমার কিছু বন্ধুজন বলল যে ''তারা বাস দিয়ে যেতে চায়'' এবং, আমি মনে করি যে আ 'প্রাইভেট কার' দিয়ে গেলে ভালো হয়, এবং আমার সাথে আরেক বন্ধুজন বলল যে না উনি হচ্ছে 'ট্রেন' দিয়ে যেতে চায় তো এই যে কথা বিতর্কের মধ্যে তর্ক-বিতর্ক হয়ে যাচ্ছে, এবং আমরা এর মধ্যে কি করবো না করবো কিছুই বুঝে উঠতে পারছি না। কারণ একেকজনের একেক মতামত আসছে। আ একেকজন চাচ্ছে এটা দিয়ে যাত যেতে আরেকজন চাচ্ছে এটা দিয়ে যাতায়াত করতে তো কার কথা রাখবো, কার কথা রাখবো না তা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। যে একজনের কথা রাখলে আরেক বন্ধু মাইন্ড করবে, এবং আরেকজনের কথা রাখলে ও মাইন্ড করবে। তো এটা নিয়ে আসলে কী করা যায় তা আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, কারণ পরবর্তীতে দেখবো যে যদি ওনাদের কথা না মানি তাহলে ভ্রমণের সময় দেখবো যে তারা নারাজ হয়ে বসে আছে। তারা মন খারাপ করে থাকবে যে তাদের কথা শুনিনি-মানিনি যেহেতু আমরা এটা একটা ভালো সময়ের জন্যই যাচ্ছি, যাতে আমাদের যেই আ মানসিক আ যেভাবে আমরা যে একটা ভারসাম্য যেটা যাতে আ ঠিক-ঠাক হয়ে আসে এবং আমরা আ এসে যেন আমাদের যে 'মাইন্ড ফ্রেশ একটা যে জিনিস সেটা জানি হয়ে যায় আমাদের দিয়ে।' তো এর কারণেই আমি চাচ্ছিলাম যে তাদেরকে নিয়ে একটি মানে নিরাপদভাবে অ্যা সফলভাবে এই জার্নি-টা করতে চাই। তো আপনার মতে কিভাবে আমরা গেলে ভালো হবে এবং বাজেটের মধ্যে যেতে পারবো? তা নিয়ে যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন।
হুম, হুম, হুম। জি। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। জি। হুম, হুম। জি। জি, বিষয়টি আসলে একদমই ক্লিয়ার হয়ে গেছে। আ তো আসলে দেখুন আপনারা যেই বাজেটটা নির্ধারণ করেছেন, এবং আপনারা যে চাচ্ছেন যে আসলে একেকজনের ক্ষেত্রে, একেকটা মতামত থাকবেই, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। কারণ কখনোই সবার মতামত যে একদম এক হবে বিষয়টা এমন নয়। তবে আপনারা যেটা করতে পারেন যে আসলে আ আপনাদের যেহেতু একটা বাজেট অ্যা ফিক্সড করে রেখেছেন তো এই বাজেট এর মধ্যে ধরুন, আপনারা সেখানে আ ঠিক কয়দিন থাকবেন? বা, আপনাদের আ সেখানকার সেখানে কিভাবে যাবেন, হ্যাঁ? এই বিষয়গুলো না একটু ঠিক করতে পারেন। যেমন এই যে ভ্রমণ পথের কথা বা, যাতায়াতের সময় বা, hotel booking বা, স্থানীয় কিছু পরিবহনের বিকল্প চিহ্নিত করতে পারেন। আ এবং এই যে আপনি যে আ বাজেটের বিষয়ে যে আপনাদের বলছেন যে আসলে ঠিক কোন মাধ্যমে যেতে চাচ্ছেন, যে একেকজন একেকটা আ মাধ্যমের কথা বলছে। সেক্ষেত্রে আসলে আপনাদের জন্য আ প্রথম করণীয় হচ্ছে যে ঠিক কোন মাধ্যমে গেলে আপনাদের জন্য আ সাশ্রয়ী হবে। এবং আপনাদের এটা একটা budget friendly trip হবে। এবং যেহেতু আপনারা ঘুরতে যাচ্ছে যেতে চাচ্ছেন সেখানে আসলে অনুপ্রাশনংগিক কিন্তু অনেক অন্য কোন খরচও কিন্তু হয়েই যায় অনেক ক্ষেত্রে। যেটা হয়তোবা অনেকটা অপ্রত্যাশিতভাবেও আসে। হ্যাঁ? তো এই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে, যে সবকিছুই যদি আপনি আসলে যাতায়াতের ক্ষেত্রেই ব্যয় করে ফেলেন, তখন কিন্তু দেখা যাবে যে অপ্রত্যাশিত বিষয়গুলো আপনারা হ্যান্ডেল করতে কষ্ট হয়ে যাবে। আর যেহেতু একটা আ নতুন পরিবেশে যাচ্ছেন, যেখানে আপনাদের পূর্ব অভিজ্ঞতাও নেই তো সেক্ষেত্রে আসলে উচিত হবে যে আপনাদের ট্রিপটাকে একটু বাজেট ফ্রেন্ডলি করা, এবং আ যেই মাধ্যমে গেলে একটু সাশ্রয়ী হবে বা, আপনি একটু স স্বাচ্ছন্দে যেতে পারবেন সেটাকে প্রাধান্য দেওয়া। হ্যাঁ? মানে এক্ষেত্রে আসলে বিলাসিতা বা, যাওয়ার আ একটা যে পরিকল্পনা সেটাকে আসলে খুব বেশিভাবে না বড় সরে মানে বড় পরিসরে না দেখেই আপনি কিন্তু চাইলে এটিকে কিন্তু একটু সুন্দরভাবে কাঠামোগত চিন্তা করে এগোতে পারেন। তাতে করে হবে কি যে আপনার আ বন্ধুদের সাথে আপনার যেই পরিকল্পনা নিয়ে একটা বিঘ্ন ঘটার একটা প্রভাবনা আপনি লক্ষ্য করছিলেন বা, আপনি মনে করছিলেন সেটা থেকেও কিন্তু আপনি উতঠতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে আপনাদের যেই আ পুরো ট্রিপ-টা এটাও কিন্তু আসলে স্বাচ্ছন্দে সবাই উপভোগ করবে। তো এক্ষেত্রে আসলে আ আপনারা যে চিন্তা করেছেন আপনাদের এই যে যাওয়ার যে বিষয়গুলো, হ্যাঁ? তো এখন কি আপনার কি মনে হচ্ছে যে আসলে এটি কোন মাধ্যমে যাওয়া উচিত? আপ ও আপনি সেই বিষয়টা তাকে অ্যা বলে রেখেছেন কিনা আপনার বন্ধুদের সাথে?
জী। জি, অবশ্যই আ আমি এই বিষয়টা নিয়ে আমার বন্ধুদের সাথে কথা বলেছি। কিন্তু ওইযে আমি বললাম আ যখন এটা নিয়ে কথা বলতে যাই এবং একজনের মতামত নিয়ে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। কারণ একেকজন বলে যে হচ্ছে আমরা প্রাইভেট কার দিয়ে যাবো, কিন্তু এইযে প্রাইভেট কারটি দিয়ে যাবো, এটাতে কিন্তু বাজেটের বিষয় একটা আছে যে অনেক টাকা যাবে, অনেক ব্যয়বহুল যেহেতু আমরা জাস্ট যাবো না, আমরা আবার আসবোও ফিরে। তো আমি বললাম যে হচ্ছে আমরা, হয়তো প্রাইভেট কার দিয়ে যেতে পারি কিন্তু আমরা আসার সময় হয়তো বিকল্প যে পদ্ধতি থাকে যেমন হচ্ছে বাস দিয়ে আসতে পারি। তখন ২ ধরণেরই ভ্রমণের একটি মজা আমরা আ উপ উপলব্ধ করতে পারবো। কারণ হচ্ছে এইযে আমরা যে একটি ভরি ভ্রমণের পরিকল্পনা করলাম, এর জন্য একটি ভালো প্র প্রস্তুতিও নেওয়ার চেষ্টা করছি যাতে, আমরা চাই যে, শুধু যাওয়া আসাটাই নয় যেখানে আ আমরা যাচ্ছি সেখানে যে যে থাকার বিষয়টা কারণ ওখানে যেহেতু আমরা কারো বাসায় থাকছি না, ওইখানে তো একটি হোটেলে থাকবো, তো ওই হোটেলেরও একটা যে বাজেট সেটাও আমাদের দেখতে হবে যেহেতু আমরা ৩ থেকে ৪ দিন থাকবো, আ কম বাজেটের মধ্যে যদি একটু আ একটা ভালো হোটেল আসে এবং হচ্ছে আমাদের যে খাবার দাবারের বিষয় এবং যে আমরা ঘোরাঘুরি করবো এখানে সেখানে, যাতায়াতের একটা ওইখানেও একটা বাজেটের বিষয় আছে যেহেতু আমরা এর আগে কখনো যেয়েও নেই ওখানে তো আমাদের ওই ধারণাটা নেই যে, কত টাকা আ যেতে পারে বা আমাদের লাগতে পারে। তার ফলে আমার কিছু বন্ধু বলল যে আমাদের বাজেটটা বাড়ানোর জন্য কিন্তু আসলে আমাদের যে পরিস্থিতি, বর্তমানে এই পরিস্থিতিতে এই বাজেটটা বাড়ানো খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে কারণ সবার কাছে পসিবল হচ্ছে না যে আরো কিছু টাকা মানে জোগাড় করে এবং এটা আরো ভালোভাবে পরিকল্পনা করে আমরা ভ্রমণটা সাকসেসফুলি করে আসি। তো এর জন্য আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে এই ভ্রমণটা যে করব আমরা কি তাহলে কিছু সময় আরো ওয়েট করবো? নাকি হচ্ছে কোন মতে হচ্ছে জাস্ট চালিয়ে গেলেই হলো। কিন্তু আমি চাচ্ছি না যে এইভাবে যাওয়ার জন্য। আমি চাচ্ছি যে আমাদের ভ্রমণটা জানি খুবই সুন্দর মত যায় এবং আমরা জানি মজা করতে পারি। যেহেতু এটা শু শুধু হচ্ছে জার্নির বিষয় না, এটা হচ্ছে ওইখানে থাকবো ভ্যাকেশনের মতো একটু ঘোরাঘুরি করবো যেহেতু আমার এক বন্ধু বললো যে ওইখানে যে বিভিন্ন খাবারদাবার সেগুলো হচ্ছে ও ট্রাই করতে চায় আবার আরেকটি বন্ধু বললো যে ওইখানে যে পাহাড় পর্বত ঘুরবে এবং আরেকটি বললো যে হচ্ছে যে সমুদ্র সৈকতটা দেখবে, তো সবার মতামতই আমি চাচ্ছি রাখতে। তো এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি, আপনি যদি এটা নিয়ে আমাকে বলতেন যে কীভাবে আমি সবার মতামতটাই রাখতে পারবো?
উহু। হুম। জি। হুম। জি। হু, হু। আচ্ছা। জি। উহু। হু, হু। দেখুন এক্ষেত্রে আসলে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে, ধৈর্য সহকারে যে আসলটি কোন বিষয়টি আপনাদের জন্য স্বাচ্ছন্দ্য হবে। তো এক্ষেত্রে আসলে আবেগ দিয়ে না ভেবে কিছুটা বাস্তবসম্মত উপায়ও আপনি চিন্তা করতে পারেন, যে আপনারা যেই বাজেটটা নির্ধারণ করেছেন, এই বাজেটের মধ্যেই আসলে সবকিছু পরিপূর্ণ করা সম্ভব কিনা। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক রিভিউ দেখা যায়, হ্যাঁ? বা অনেক ভিডিওস থাকে যে আসলে আপনি একটা জায়গায় যেতে চাচ্ছেন, সেখানে আসলে ঠিক কোন, কোন বিষয়গুলোতে আ কিরকম বাজেট নিয়ে গেলে আপনারা আসলে সবকিছুই স্বাচ্ছন্দ্যভাবে উপভোগ করে আসতে পারবেন। তো সেগুলো দেখেও কিন্তু আপনি একটু ধারণা নিতে পারেন। এবং সেই জায়গার বিষয় কিন্তু আসলে আ ঠিক কোথায়, কতটুকু, কেমন খরচের এ বিষয়াদি রয়েছে এবং হোটেলের যেই আ ভাড়াগুলা থাকে এবং তাছাড়া হচ্ছে যে সেখানকার দাম দ অনুযায়ী আপনি কিন্তু চাইলে, এই বিষয়গুলো নিয়ে একটু যদি একটু জ্ঞান অর্জন করতে পারেন তবে কিন্তু এটা আপনাকে অনেকাংশেই আ বাজেটের বিষয়গুলো থেকে কিন্তু আসলে মুক্ত করবে। এবং পরিকল্পনার ক্ষেত্রে যদি অনেক ক্ষেত্রে মনে হয় যে বাজেট একটু বাড়ানো উচিত, সেটা কিন্তু আপনি আসলে এই বাজেট বাড়ানো কেন উচিত? সেই বিষয়গুলো তুলে ধরে কিন্তু আপনার আ বন্ধুদের সাথে এই বিষয় নিয়ে পরামর্শ করতে পারেন। তো যেহেতু আপনারা ঘোরার উদ্দেশ্যে যাচ্ছেন, তো আসলে আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত যে, আসলে ঘোরাটাকে কিভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়। তো আশা করছি আপনার জন্য আ এই পরামর্শগুলো সহায়ক হবে।
জি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই সুন্দর পরামর্শের জন্য। আমি অবশ্যই চেষ্টা করব আমার বন্ধুদেরকে নিয়ে বসে হচ্ছে, জ্ঞান অর্জন করে, সোশ্যাল মিডিয়া থেকে দেখে সবকিছু বুঝে ভ্র ভ্রমণটা ভালো করে পরিকল্পনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।
আপনার জন্যও শুভ কামনা রইল। শুভরাত্রি।